জি। আমি মনে করি কি যে আপনার কথা ওই যে ওটা বললেন যে মানে আ আ বিশ্বাসের কথাটা আর ওই যে রেসপেক্ট এর কথাটা আমি মনে করি যে একটা রিলেশনশিপ মানে দীর্ঘস্থায়ী বানানোর জন্য মানে আমার ক্ষেত্রে মনে হয় যে এই বিশ্বাস জিনিসটা একদম মানে base এর মত কাজ করে বা আ structure এর মতন কাজ করে। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন ধরেন আ বিশ্বাসটা আর আ shape টা সুন্দর দে বা আপনার মানে বাসাটা দেখতে সুন্দর হয় মানে আ ইয়া রেসপেক্ট এর মাধ্যমে দেখা যায় এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ওই রেসপেক্ট না থাকলে কিন্তু দেখা যায় বিশ্বাস থাকুক কিন্তু ওই যে সম্পর্কটা কিন্তু সুন্দর হয় না বা একদম।
জি, জি। হু, হু। হু, হু। জি, জি। একদম, একদম। ফাউন্ডেশন যেভাবে হয়। হু, হু। জি, জি। একদম। হু, হু। হুম, হু। কিন্তু সুন্দর হয় না একদমই তাই। এছাড়াও হচ্ছে মানে এটা বলা যায় যে আপনি যখন যতই হচ্ছে তাকে ই করার চেষ্টা করবেন। আপনার ভিতরে যদি বিশ্বাসটাই না থাকে আপনারা কিন্তু এই মানসিক অশান্তিতে একটা ভুগবেন যে। আ সে কি করছে না করছে তাকে হচ্ছে মানে বিশ্বাস করতে পারছেন না। কিন্তু এতে কিন্তু আসলে ক্ষতিটা কিন্তু দেখবেন আপনারই হবে। কারণ আপনার ম আপনি আ একটা মানুষিক একটা অশান্তিতে ভুগবেন আপনার কাছে মনে হবে যে সে এখন কি করছে হয়তো সে আমাকে আ ধোঁকা দিচ্ছে বা সে আমাকে ঠকাচ্ছে বা সে আমাকে ছাড়া অন্য কারো সাথে হচ্ছে কথা বলছে। এটা কিন্তু আসলে আপনার একটা মনের ভিতর থেকেই যাবে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। জি, জি, জী। হু, হু। জি, জি। জি। হুম, হ্যাঁ। একদম, একদম। আমি জিনিসটাতে এগ্রি করি। আমি মনে করি কি যখন আপনাদের মধ্যে একটু ডিসট্যান্স থাকে তখনই কিন্তু এই জিনিসটা মানে হয়। আমার ক্ষেত্রে মনে হয় কি যে আপনার মানে একটা মানুষ যখন রিলেশনশিপ এ থাকে ধরেন আ প্রেমের আ অবস্থায় বা আ লাভ স্টেজ থাকে তখন আমি মনে করি যে অনেক আ ভুল ভ্রান্তি বা একটু misunderstanding টা একটু বেশি হয়। ধরেন ওই কথা বলা হয় না, ধরেন রেগুলার বা ওই ধরেন আ দে রেগুলার দেখা সাক্ষাৎ হইতেছে না। কারণ দেখা যায় কি যে সামনাসামনি কথা ক্লিয়ার করে বলা
হু, হু। জি। হু, হু। একদম। হু, হু। হু, হু। জি, জি। হু, হু। জি, জি, জি। এই কমিউনিকেশন টা আসলে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি কত টাকা হচ্ছে তার সাথে কথা বলতে পারছেন বা সে আপনাকে কতটা বুঝতে পারছে।
হ্যাঁ। একদম। হুম।